হ্যাঁ, এখন মানে উমজ আগে যেটা ৳১০০ য় হতো ওটা তো এখ এক হাজার, পনেরোশ টাকা লাগে। তো ও আ আ তারপরও আ মানে আমাদের আ যদি আয়ের উৎসটা থাকে ঠিকঠাক, আ আহম আমাদের যদি আ মানে হাতে আ অন্যদের নিজের প্রয়োজন মিটিয়ে অন্যদের কা কে কিছু contribute করতে পারি। তো হ্যাঁ, আমাদের মনে হয় আমাদের নিজেদেরকে নিয়ে খুশি থাকাই উচিত। আর নিজের ইচ্ছা তো কিছু মেটাতেই হবে।
হুম। একদম। হুম। হুম। করা যায়, হ্যাঁ। একদম, এবং এবং এমনটা হয় যে ধরেন, আমি আ কখনো পকেট মানিটা খুব সেভ করে রাখলাম। স্যাক্রিফাইস করলাম যে, "না! খরচ করবো না, করে রেখে দিলাম।" সেটা দেখা যায় দিন শেষে আসলে হাতে থাকে না। কোন না কোন ভাবে কিন্তু খরচ হয়েই যায়।
হ্যাঁ। সেটাই।
তো যাই হোক আজকে আপনার সাথে খুব ভালো একটা বিষয় নিয়ে কথা বললাম। যেটা হচ্ছে স <scoffs> পকেট খরচ নিয়ে যেটা খুবই ইম্পোর্টেন্ট। আ সঞ্চয় করাটাও ইম্পোর্টেন্ট, আমার মনে হয় খরচ করাটাও ইম্পোর্টেন্ট এবং আপনার কাছ থেকে খুব ভালো একটা টিপস জানতে পারলাম যে, "বারবার করে সেই বিষয়ে অরুচি নিয়ে আসা।" যদি আমি এটা চেষ্টা করবো
হ্যাঁ, হ্যাঁ। গুরুত্বপূর্ণ। আবার খরচ করাটাও ঠিক। <chuckles> হ্যাঁ, হ্যাঁ নিজে হ্যাঁ? হ্যাঁ আমার মত আপনি বো বোর হয়ে যাবেন না বা, বিরক্তিতে ভুগবেন না। তাতে করে কিন্তু হিতে বিপরীত হবে। তখন আবার মানে <scoffs> মনোচিকিৎসকের শরণাপন্ন হতে হত হতে হতে পারে। <chuckles> হ্যাঁ তো যা হো ভালো থাকবেন। শুভ কামনা আপনার জন্য।
চেষ্টা করে দেখবো আসলে। <chuckles> হুম। আচ্ছা, অবশ্যই আমি ব্যালেন্স রাখার চেষ্টা করবো। যাই হোক হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। শুভ

আমি আ উব আমি ব্যাংকে রাখতে পছন্দ করি আর আ ঐ আমিও আমার মায়ের কাছে দিয়ে রাখি। আ like আ তার প্রয়োজন মেটাতে বা তার যদি আ মানে তার কোনো কিছুতে আমার help করতে ভালো লাগে। তো আ ওভাবে ঐটাতে খরচ করে ফেলে ঐখানে ধরেন মায়ের ইচ্ছায় খরচ করে ফেললে সেটা আসলে মানে আমার মনে হয় না যে আমি খরচ করেছি বা আমার গায়ে সেভাবে লাগে না।
হুম। আচ্ছা। হুম। আচ্ছা। শান্তি, আব তখন তো আসলে শান্তি লাগে যে সেই ক্ষেত্রে যদি খরচ করি।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আর তাছাড়া আমার মানে অন্যদেরকে দিতে ভালো লাগে। আ আত্মীয় পরিজনেদেরকে দিতে ভালো লাগে। আ হ্যাঁ, হ্যাঁ, আর ঐ যে অতিরিক্ত খরচ বা অতিরিক্ত ম মানে উম একটা জামা আ ৫০০০ বা এরম বেশি টাকা দিয়ে কোনো একটা জামা কেনা বা হচ্ছে এরকম মানে এ সাধারণ একটা খাবার এরকম হাজার, ১৫০০ টাকা দিয়ে খাও ঐটাতে আমার একটু কষ্টও হয়, যে মানে এই টাকাটা তো আমি অন্য কাউকে দিলে হয়তো সে এইটা আরো ভালোভাবে ব্যবহার করতে পারতো, বাচ্চা-কাচ্চাদের পড়ানোর বা তো তখন আসলে আমার ঐটা, ঐটা আমার একটু help করে। যে অতিরিক্ত খরচ বা বাড়তি খরচ সেইটা তখন আমার মনটা খারাপ হয়ে যায় আমি যদি একটু বেশি খরচ করি, তো মানে মনে হয় যে এটা তো ঠিক হলো না, আমি তো অন্য আরো ভালোভাবে খরচ করতে পারতাম।
হুম। আচ্ছা। এটা কিন্তু খুবই একটা ভালো গুণ। হুম। আচ্ছা। একদম, একদম। হুম। আচ্ছা। আচ্ছা। হুম। সেক্ষেত্রে জানেন, আমার ক্ষেত্রে কি হয় যে, এই যে অন্যকে দেয়া বিষয়টা আসলে কি, অন্যকে দেওয়া সেটা যখন কারো help প্রয়োজন হয় সেটা তো করাই হয়। হয়তো আমি না করলেও বাসা থেকে করা হয়। কিন্তু যখন আমার কাছে নিজের থাকে না সেটাতে আসলে কেউ এসে বলে না যে ওখান থেকে শেয়ার করতে হবে বা দিতে হবে, যেহেতু যথেষ্ট বাসায় দেয়া থাকে। <smacks lips> কিন্তু আমার যেটা হয়, যে এইযে নিজেকে বোঝানো যে অপচয় হয়ে গেলো, এই এতগুলো টাকা দিয়ে খেয়ে ফেলবো, তখন আসলে আমারও এই জিনিসটা মনে হয় কিন্তু আমার brain আমাকে বোঝায়, যে জীবন তো একটাই, মানে তুমি যদি এখন না খাও, by chance তোমার যদি কিছু হয়ে যায়, তখন সেই টাকাগুলো কি হবে?
হুম, হুম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। স সেটা তো অবশ্যই। <chuckles> সেটাও ঠিক, সেটাও ঠিক। সেটাও ঠিক। কথাটা খারাপ না, আপনি এই যে আপনার যেটা, যেটা ইচ্ছা করে সেটা, সেটা আপনি করতে পারেন এবং করাই উচিত আসলে। এরপরও আপনার যদি মানে মনে হয় যে বেশি হয়ে যাচ্ছে তখন তো আপনি নিজে নিজেকে বোঝানই, তো আশা করি এতে কোনো সমস্যা নাই, আপনি খুব ভালোভাবেই নিজের পকেট খরচ সামলাতে পারবেন।
হুম, হুম। একদম। হুম, হুম। একদম। হুম। <smacks lips> আমি চেষ্টা করি আসলে আ পকেট খরচের জন্য আলাদাভাবে সঞ্চয় করার এবং আ আ especially ভালো কোনো কিছু করে, যেমন আমি এই যে খাবার আ খাবারের পিছনে যেমন আমার পকেট মানি খরচ করি, আমি কিন্তু বিনোদনের ক্ষেত্রেও খরচ করি। দেখা গেলো একটা ভালো ছবি আসলো, আমার দেখতে ইচ্ছা করছে, আমি কিন্তু ঠিক টিকিট কেটে হলে চলে যাই। উম তারপর দেখা গেলো যে আমার কাছে বেশ কিছু টাকা জমেছে, তখন কিন্তু আমি খুব সুন্দর করে একটা tour arrange নিয়ে বন্ধুদেরকে নিয়ে কিন্তু ঘুরতে চলে যাই।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম। বাহ্‌! সেটাই তো আরো ভালো, দারুন!

হুম। আচ্ছা, আমার ব্যাপারে যেটা হয় কি? আমি আসলে মানে পকেট খরচটা একটু বেশি ধরে রাখি। আ ধরেন আমি আ আ এটা হয় কি? যে থাকে না আমাদের যে এইযে অতিরিক্ত মানে নিজের খরচের বাইরে গিয়ে কেনাকাটা করা, এইটা হচ্ছে যে মানে আমার কাছে মনে হয় যে আমাদের আ যে চাওয়াগুলা আমরা মেটাতে পারি না ঐটা ১ ধরনের চাপ তৈরি করে। তো আমি মাঝে মধ্যে <scoffs> এমন করি যে, "নিজেকে ন আ দেও তুমি ইচ্ছা মতোন যা খুশি করো।" হ্যা না, কন্ট্রোল করি না। আমি আসলে আ যেটা করি যে আমি হচ্ছে নিজেকে ঐ অ্যা মানে অতিরিক্ত প্যাম্পার করি শুধুমাত্র ঐ কারণেই যাতে করে যে আমার ঐ ইচ্ছা বা আগ্রহ ওটা যাতে ধরেন আপনি একটা জিনিস পাওয়ার পরে আপনি হচ্ছে রেস্টুরেন্টে একটা দামি খাবার খাওয়ার পরে, ঐটা হচ্ছে আপনি যখন মানে ২-১ বার খাওয়ার পরে আসলে যে খুব বেশি ভালো লাগে আমার কিন্তু তা মনে হয় না। ওরা অনেক বেশি চিনি হাবিজাবি ইউজ করে। আমি আসলে ক্লান্তই হয়ে যাই ওদের খাবারে।
হুম। আচ্ছা। আচ্ছা। আচ্ছা কন্ট্রোল করে ফেলেন। হুম। আচ্ছা। আচ্ছা। হুম। হুম। আচ্ছা। হু, হুম। বাহ! আপনি এইদিক থেকে খুব Health conscious তো বটে।
হ্যাঁ, হ্যাঁ। Health conscious না। মানে ধরেন আপনি খা আপনার ইচ্ছা করছে, আপনি খাচ্ছেন। আপনি বেশি করে খাচ্ছেন। খেতে, খেতে হটাৎ আমি বিরক্ত বিরক্তি যদি নিজের মধ্যে তৈরি করে নেন, দেখবেন পরে আপনার আর নিজেই মানে আমি ঐ ধরনের কৌশল নিজের সাথে আসলে খাটিয়েছি। যে পরে দেখবেন আপনার নিজেই আর খেতে ইচ্ছা করছে না। তো আমি হয়তো এরকম বাজেটটা একটু বেশি ধরে রাখি পকেট খরচে। তো আমার যেটা, যেটা ইচ্ছা হয় ওটা আমি বেশি, বেশি করে করে ফেলি। তাতে করে ঐযে মনের ভেতরে ঐযে আমি এই এইটা ইচ্ছা ছিল আমি করতে পারিনি হ্যাঁ, ঐ মনের মধ্যে আক্ষেপটা থাকে না। ফলে দেখা যায় যে আসলে আমার তো কিছু দরকার নেই। আমার তো সবই আছে। আমি তো খাচ্ছি-দাচ্ছি, ঘুমাচ্ছি, চিকিৎসা পাচ্ছি, কাপড় পাচ্ছি প্রয়োজনীয়। অন্যদের অ্যা বাড়ির সবাইকে দিতে পারছি। তো এইযে একটা স্যাটিসফ্যাকশন চলে আসে বা তৃপ্তি চলে আসে এতে করে এইযে মানে অতিরিক্ত যে খরচ সেইটা আসলে আমার মানে এই মুহূর্তে সেইভাবে ঐ ইচ্ছাটা তৈরি হয় না। তো আমার ভালোই লাগে বেশ।
হুম। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। হুম। আচ্ছা। উম বিতৃষ্ণাটা চলে আসে। হুম। আচ্ছা। হুম। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। এইটা কিন্তু খুবই ভালো ১ টা বুদ্ধি আপনি আমাকে দিলেন। যেটা হচ্ছে আমার ক্ষেত্রে কিন্তু একদমই বিপরীত হয়। আপনি বললেন যে উম আপনার হচ্ছে ১ মানে এত বেশি, বেশি করে আপনি খেয়ে ফেলেন যে পরে হচ্ছে আপনার বিতৃষ্ণা চলে আসে। আমার ক্ষেত্রে কিন্তু আমি বলব অনেক বেশি যে আমি খেয়ে ফেলি তখন তা কিন্তু না। আমার দেখা গেল মেনু দেখে আমার ৩-৪ টা খেতে অ ইচ্ছা করলো। আমি সেখান থেকে ২ টো অর্ডার করি যে ঠিক আছে পরেরবার যখন আসব তখন ঐ মেনুটা ট্রাই করবো। তো ঐযে একটা অ্যাট্রাকশন কিন্তু আমি ওখানে রেখে আসি যে পরেরবার কিন্তু আমার ওখানে যেতে হবে। তো আপনার বুদ্ধিটা কিন্তু বেশ ভালো।
উহুম। অ্যা হ্যাঁ, হ্যাঁ। হুম। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, এইটাই হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমি তো একবারে ধরেন ওখানে খেয়ে বলব, "উহুম ১ টা ভালো ছিল বাকি ২ টো তো ভালো লাগেনি। এইখানে আর আসবই না আমি।" তো মানে আমি আসলে কৌতূহলটা মিটিয়ে আসি। এটার হ্যাঁ।
হুউম। আচ্ছা। কিন্তু এই যে ব্যাপারটা হুম, এমন হয় না যে কখনো যে আপনি খাওয়ার পর আপনার বেশ ভালো লাগলো? ইচ্ছে করল আমি আবার আসব?